হ্যাঁ।
দেখলাম যে আকাশটা প্রচন্ড সুন্দর। সুন্দর নীল মেঘ। আমি ওটারও প্রেমে পড়ে যাই। মাঝে, মাঝে যেটা হয়, যে গধূলি বেলা গধূলির কোন সময়টাকে বলে এটা আপনি জানেন?
হুম, হুম। আচ্ছা। আচ্ছা। হুম, হুম। গধূলি মানে হচ্ছে, আপনার যখন সূর্য ডুবি হয়, একটা লাইট রংধনু দেখা যায়।
হুম, হুম। আ not really. গধূলির হচ্ছে আপনার দেখবেন, যে শেষ বিকালে সূর্য ডুবার সময়, যে সুন্দর মাঝে, মাঝে বিশেষ করে বৃষ্টির পরে যে একটু লালচে, একটু কমলা বা ঐ যে multi-color এর যে একটা shades দেখা যায় না আকাশে?
আচ্ছা? হুম, হুম। হুম, হুম। এটাকেই রংধনু বলে। <giggles>
না, এটাকে রংধনু বলে না। রংধনু different জিনিস।
<giggles> ও আচ্ছা, আচ্ছা। আ আচ্ছা, আচ্ছা, আচ্ছা।
গধূলি হচ্ছে completely আরেকটা জিনিস। আমার কিন্তু এই গধূলিটা খুব পছন্দ। তো আমি মি কিছুদিন আগ হ্যাঁ, হ্যাঁ, আমি গধূলিরও প্রেমে পড়েছি অনেকবার। আমার বাসার কাছে একটা এলাকা আছে। ওটা under development এ আছে। <tsk> তো পুরা জাগাটা খুবই ফাঁকা। ওটার পাশে একটা খাল টাইপের জায়গা আছে। তো যেটা হয় কি জানেন? ওখানে মাঝে, মাঝে দেখা যায়, যে ঐ জায়গা থেকে গধূলিটা সবচেয়ে সুন্দর দেখা যায়।
ঐটার প্রেমে পড়ে গেছেন আপনি? <chuckles> আচ্ছা। হুম, হুম। হুম, হুম। হুম, হুম। আচ্ছা। হুম, হুম।